জি, এর আগে একটু আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে হল কি, যে এই যে, যে এখন কিন্তু যারা হেফজ পড়ছে সাথে, সাথে হচ্ছে জেনারেল লাইন বা আলিয়া মাদ্রাসা যেটা বলেন, আপনি জানেন কিনা সেটা বলতে পারব না। কিন্তু এখন যে যে জি যেটা হচ্ছে সেটা হচ্ছিল কি একসাথে স্কুলটাও চলছে হেফজ টাও চলছে। কিন্তু একটা সময় ছিল শুধু হেফজ টা পড়তে হতো। ধরেন সে ক্লাস 3-4 পর্যন্ত পড়েছে, তারপর ৩ বছর পড়েছে বা ৪ বছর পড়েছে। এখন সে ধরেন যে সি 6 বা 7 এ ভর্তি হচ্ছে ১ বছর গ্যাপ দিয়ে। কিন্তু সে কিন্তু ৩ ৪ বছর পুরো পড়াশোনার মধ্যেই নেই এবং এই জিনিসটা আমার নিজের সাথে হয়েছে। কারণ আমি ঐভাবে মাদ্রাসায় পড়ে ওটা কমপ্লিট করে তারপরে এসে জেনারেল লাইনে এসেছি। এ আসার পরে আমি ভাবতেছি কি তার মানে এটার একটা মজার বিষয়। আমি হচ্ছে হলো কি একবারে হচ্ছিলো তখন তো আর জন্ম নিবন্ধন এরকম ছিল না। আমাকে একটু ইংলিশটা একটু দেখায় দেওয়ার পরে ক্লাস সে 7-8 এ সে 7 এ ভর্তি করে দেয়া হয়েছে। তাই একদিন আমি একটা অ্যা ছা আমাকে স্যার পড়াচ্ছেন ওর ভিতর ২ টা বই দেখেছি। এর ভিতর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে আরকি। <chuckles>
অবশ্যই, অবশ্যই। হু, হু। না বলেন জি। ও। হ্যাঁ, হ্যাঁ। গ্যাপ দিয়ে। হু, ও হ্যাঁ। বাহ! হ্যাঁ, হ্যাঁ। ছিল না। এহ হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছে? এহ মানে এটা যদি একটু আপনি বলতেন, যে কি ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, আপনি কিন্তু আসলে খুব মজা করে বলছিলেন। এটা যদি একটু বলতেন।
জি, আসলে কি আমি একটা কেমিস্ট্রি বই দেখেছিলাম ক্লাস 9 এর এবং ওটা খুলে দেখে কি ঐখানে অনেক ক সংকেত আছে। অ্যা h2o দেখেচে দেখেছি। h2o দেখে আমি আমার জি, জি, জি পানির সংকেত। এখন আমি আমার স্যারকে জিজ্ঞাসা করছি স্যার বাংলা বইয়ের মধ্যে ইংরেজি কেন লেখা? তার মানে, তার মানে শুনে আশেপাশে সবাই একটু হেসে দিয়েছে। একটু লজ্জা পেয়েছি। কিন্তু ওই লজ্জাটা পাওয়ার পরে ভেবেছি কি তারপর স্যার আমাকে সুন্দর ভাবে বুঝিয়েছেন। উনি কিন্তু আমাকে লজ্জা দেননি বা অপমান করেননি, যে উনি তো আমার অবস্থাটা জানেন, যে এরকম এটা হচ্ছে হলো একটা বিজ্ঞানের একটা বিষয়। এরে এগুলা হচ্ছে মৌল বলে আমরা যে পানিটা খেয়ে থাকি এটা সংকেত এটা। তে এটা শুনে আমার কাছে ভালো লেগেছে এবং আমি মনে জেদ ধরেছিলাম যদি পড়াশোনা করতেই হয় তাহলে আমি বিজ্ঞান বিভাগেই পড়ব, সাইন্স এই পড়ব এবং সেটাই করে আসলে পড়াশোনা কিছুটা হলেও কমপ্লিট করেছি। এখনো পুরোপুরি হয়নি। আরেকটু বাকি আছে। মাস্টার্সটা করতে পারলে ভালো হয়। সেটা বাইরে যেয়ে করব বলে আশা করছি আরকি। <chuckles>
ছে হ্যাঁ, আচ্ছা। সংকেত আছে। পানি সংকেত। <chuckles> হেসে দিয়েছে। উহু। দেননি আচ্ছা। বাহ! উহু। করতেই হয়। <chuckles> আচ্ছা। এহ হ্যাঁ, হ্যাঁ। উম ভালো হয়। এম না, না, না মানে বেশ ভালো একটা বিষয় যে আপনার সেই ছোটবেলা থেকেই যে একটা ইচ্ছা বা আপনার কোন জানার ইচ্ছা এবং আপনার উপরে যে সবাই হাসলো বা যেটাই করলো এরপরে যে আপনি আরো মানে নিজের উদ্যম নিয়ে আপনি সাইন্স নিয়েই পড়বেন এবং পড়েছেন এখন যে আরো বড় চিন্তা করছেন মাস্টার্সের, এটা কিন্তু আ খুবই ভালো একটা বিষয়। তবে এই যে ধরেন, আসলে ব্যা নতুন কোন জিনিস নিয়ে শিখার যে বিষয়টা, হ্যাঁ? এক্ষেত্রে যে আ দেখা যায় না যে অনেকে আসলে আ ভুল করতেই থাকে অথবা ভুল করে শিখে অ্যা হ্যাঁ, ভুল করেই থাকে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তো এই যে এই ভুলগুলা এড়ানোর কি কোনো উপায় রয়েছে? বা আ এটা কি ১ম এই এড়ানো উচিত নাকি আসলে তার ভুল থেকে শিক্ষা নেয়া সামনে আগানো উচিত এটা আপনি মনে করেন?
হ্যাঁ, অনেক সময় ভুল করে থাকে।

আসলে ভুল কিন্তু যখন মানুষ করে, ভুলগুলো কিন্তু ইচ্ছা করে খুব কমই করে থাকে। এবং দেখা যায় ভুল থেকে যখন শিক্ষা পায়, সেই শিক্ষাটা যদি অর্জন না করে, তাহলে ভুলটা ভুলই থেকে যায়। এবং শিখে ভুয়ে এবং ভুল থেকে কিন্তু ব্য ব্যর্থতার সূচনা এবং ব্যর্থতার সূচনা থেকে কিন্তু, এটার শে শেষ পরিধিটা কিন্তু হচ্ছে হল আপনার, সফলতা। তো এই শেষ পরিধি পর্যন্ত অনেকেই যেতে পারে, অনেকেই যেতে পারে না। তা আমার যে ছা ছা ছাত্রের কথা আমি বলছিলাম, সে যে দেখেও পড়তে পারত না। তাকে আমি ১ম এ কি করেছি, তাকে ক্লাস 4/5 এর যে গল্পগুলো আছে না বাংলার? ওগুলো পড়াতাম। তারপরে হচ্ছে পেপার দিয়ে দিতাম। আমি কিন্তু ধৈর্য ধরে আছি। কারণ আমি এই পরিস্থিতির মধ্যে গিয়েছি। আমার যে অভিজ্ঞতা আছে এবং সে যশোর বোর্ডের মধ্যে বোধহয় ১০০ জনের মধ্যে, ১০০ তমর মধ্যে বোধহয় ছিল। তার আসলে কতটা ই ছিল কি মানে, A+ পেয়েছে এবং ১০০ তমর মধ্যে যশোর বোর্ড এ। যশোর বোর্ডটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটা কঠিন ছিল। এবং সে, তারপরে সে ইন্টারও ভালো করেছে এবং এখন সে অয় একটা একটা ভালো ভার্সিটি তে পড়াশোনা করছে। তো এটা আমার জন্য গর্বের বিষয় এবং আমার থেকে গর্বের বিষয়, এটা গর্বের বিষয় হতে পারে কিন্তু, তার সফলতা বা তার পরিশ্রম না থাকলে কিন্তু এটা হতো না।
হুম, হু। কমই করে থাকে। ভুলই থেকে যাবে। সূচনা হয়। রাইট। যেতে পারে না। হুম, হু। উম জি। বাহ! গিয়েছে। ওরে বাবা! হ্যাঁ, হ্যাঁ। কঠিন, হ্যাঁ। হত না। না মানে এটা বে বেশ ভালো একটা বিষয় এবং আপনি যে আপনার স্টুডেন্ট যেই সফলতা অর্জন করেছে এবং এটাতে কিন্তু আসলে দেখা গেল যে ক্রেডিট টা আপনারকেই, মানে ব্যা দেওয়া দরকার এবং অ উচিত। হ্যাঁ, আচ্ছা।
না, না, না, আমি ক্রেডিট নিবো না। সে-সে সে সে সে পরামর্শ অনেকেই দেয়। পরামর্শ দেওয়ার অনেক লোক আছে। কিন্তু পরামর্শ গ্রহণ করা লোকের সংখ্যা খুবই কম বলে আমার কাছে মনে হয়। <chuckles>
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মানে এটাও ঠিক। কিন্তু ওই যে আপনি যে একটা গাইডেন্স দিলেন বা আপনা আপনার তো এখানে একটা মানে বা বা বা যেই বিষয়টা থাকে যে সাহায্য করার বিষয়টা, এটা কিন্তু অনেক মূল্যবান। কারণ হচ্ছে গিয়ে সবাই তো আসলে দিতে পারে না। সাহায্য করতে পারে না। তো এক্ষেত্রে সাহায্য করেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে, এরকম আসলে আ ধরেন কেউ যদ ধরি আ মানে, নতুন কিছু করতে চাচ্ছে, তখন আসলে এই ধরনের মোটিভেশন বা সাহায্যটা অত্যন্ত দরকার?

আসলে কী, যে যাই বলুক, উ আমার বাসার ভাত কিন্তু কেউ এনে দেবে না। আমি ডাল-ভাত খাচ্ছি, নাকি আমি মাংস-ভাত খাচ্ছি, নাকি আমি না খেয়ে থাকছি, সে সেই কিন্তু দেখবে না। সৎপথে যদি কেউ অ অধিক পরিশ্রম করেও যদি তার মানে অ্যা শ্রমজীবী যারা আছে, তারা তো তাদের দিন দিন এনে দিন খাচ্ছে। কেউ ভ্যান চালাচ্ছে। হ্যাঁ, তা তাদেরকে তো কেউ দেখছে না। তা আমি মনে করি সৎপথে যদি কোনো কাজ করা হয়, সেটা অবশ্যই ভালো। হ্যাঁ, যদি পড়াশোনা করা থাকে, সে যদি চাকরি-বাকরি করতে চায়, তাহলে পড়াশোনার মধ্যেই কিছু অ দক্ষতা অর্জন করতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল হলে যে দক্ষতা অর্জন করা হয়নি, ব্যর্থতা হয়ে গিয়েছে, অ্যা ও এ ওটার পর ও ওটার পরে পড়াশোনা শেষ করার পরেও কিছুটা সময় দিয়ে কারো কথায় কান না দিয়ে নিজের পথে এগিয়ে যেতে হবে এবং পরিশ্রম করতে হবে আর। ধৈর্য ধরতে হবে সাথে কিন্তু। <chuckles>
হুম, হুম। কেউ এনে দিবে না। দেখবে না। হুম, হুম। দিন খাচ্ছে। না, না। জি। আচ্ছা, আচ্ছা। বলা হয়নি। ব্যবসা ধরে, হ্যাঁ। এগিয়ে যেতে হবে। উ বাহ! হ্যাঁ, বে বেশ ভালোই আসলে বলেছেন এবং এইগুলা কিন্তু অনেকেই করে না এবং অনেকেই জানে না। বরং দেখা যায় কী, যে অনেকে আসলে উম নতুন কাজ শুরু করল এবং মানুষের কথা শুনে সে আবার বন্ধ করে দিল। হয়তো উম ভালো লাগে না এরকম আরকি বিষয়টা।
এরকম অ্যা এরকম অহরহ হচ্ছে। দেখা যাচ্ছে যে একটা রেস্টুরেন্ট দিয়েছে, রেস্টুরেন্ট দেয়ার পরে ২-৪ দিন গিয়েছে, ভালো লাগছে না, রেস্টুরেন্টটা বন্ধ করে দিচ্ছে। এরকম কিন্তু অ্যাভেইলেবল হচ্ছে। দেখা এর এরকম আমি দেখেছিও। আমার এলাকায় একটা রেস্টুরেন্ট হয়েছে, কিছুদিন ভালো চলেছে। সে যদি আর একটু ওইটা নিয়ে রিসার্চ করত, আরেকটু ওকে দেখত যে অ্যাও খাবারের মানগুলো কীভাবে উন্নরো উন্নত করা যায় বা নতুন কিছু করা যায়। সে সে বলছে যে এই জায়গায় যা লাভ হচ্ছে এটাতে হবে না, আমি বিদেশ যাব। তার মানে এ নিজে যে কী করবে, সেটার প্রতি আসলে আত্মবিশ্বাসী হওয়াটাও কিন্তু জরুরি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিয়েছে। বন্ধ করে দিয়েছি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। উন্নত করা যায় কিনা। হু, হু। বিদেশ যাবে আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এইযে আত্মবিশ্বাসের কথা যেহেতু বললেন অ্যা তবে এই আত্মবিশ্বাসটা বাড়ানোর কি কোনো প্রক্রিয়া রয়েছে কিনা। ধরেন হয় না যে ছোট, ছোট অভ্যাস থাকে কারোর কোনো কিছুতে ধরেন অনেকে যেমন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, আ মানে এইযে ধরেন আ কিছু, কিছু টেকনিক ফলো করে। ধরেন প্রমোডোরো টেকনিক আ ফলো করে অথবা একটু নিজে সময় নেয় বা প্রায় কাজের মাঝখানে ১০-১৫ মিনিট সময় নেয়, আস্তে ধীরে কাজ করে বা এইসব বিষয়গুলা আসলে হয়ে থাকে। তো আপনার কাছে কি মনে হয়? এগুলো কি আসলে উপকারী?
জি অনেকেই করে থাকে।